আসলে আমি না বলতে পারেন যে একটা বিষয় নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছি।
আচ্ছা।
এবং এই ঝামেলাটা যে কীভাবে সমাধান করব কোনভাবেই কোনো কিছু বুঝে উঠতে পারছি না। তো যেহেতু আসলে আমার একটা ছোট বেবি আছে, হুম? তো সেহেতু দেখা যাচ্ছে যে একদম সকাল থেকেও শুরু করে আমার ঘুমুতে যাওয়া পর্যন্ত কোনো রেস্ট নেই। কোন বিশ্রাম নেওয়ার সুযোগ পাই না। তবে আগে যেটা হতো মানে সন্ধ্যার দিকটা কিন্তু আমি বেশ বলতে পারেন যে একদম নিরিবিলি একটা সময় কাটাতাম।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
তো এখন আসলে আমি চাচ্ছি যে সন্ধ্যাবেলা আসলে একটা সুন্দর নিয়ম বানাতে যাতে রাতে তাড়াতাড়ি একটু ঘুমোতে পারি এবং নিজেকেও একটু আসলে একটু বিশ্রাম দিতে পারি। তো এটা আসলে কীভাবে কি করব? কোনভাবেই আমার মাথায় আসছে না। যদি আপনি আমাকে এই বিষয়ে একটু সাহায্য করেন।
আচ্ছা। হুম আসলে আপনি একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যে পরিস্থিতিটার কথা আপনি একটু বললেন, হ্যাঁ, এটা কিন্তু আসলে বেশ কঠিন। অ্যা যেকোনো মায়ের জন্যই কিন্তু এই যে বাচ্চা যখন থাকে তখন কিন্তু তার জীবনটা একদমই ওলটপালট হয়ে যায়। তবুও শক্তিশালী মনোভাবের মাধ্যমে আ প্রত্যেকটা মা-ই কিন্তু ঐ সময়টাকে খুব সুন্দর করেই পার করতে পারে একটা ভালো পরিকল্পনার মাধ্যমে আরকি। আচ্ছা আপনি একটু আমাকে বলুন তো কোন কোন বিষয়টাতে আপনি সবচেয়ে বেশি সমস্যা অনুভব করছেন?
উম জি। আচ্ছা মূলত হচ্ছে এই যে সন্ধ্যাবেলায় কিন্তু সবচেয়ে বেশি সমস্যাটা আমি অনুভব করছি। হ্যাঁ? সেটা হচ্ছে, দেখা যায় যে সারাদিন বাচ্চাটা বেশ খেলাধুলা করছে, অ্যাকটিভ থাকছে। হ্যাঁ? সবসময় ওর সাথে আসলে দেখা যায় যে আম খেলাধুলা করছি বা ওর সবকিছুতে রেসপন্স করছি। তারপরও সারাদিন শেষে মানুষের কিন্তু দেখবেন যে একটা বিশ্রামের সময় থাকে। হুম? তো বিকাল থেকে দেখা যায় কি, মানে আমার আসলে ক্লান্তিটা আসা শুরু করে। কিন্তু সন্ধ্যার মধ্যে দেখা যায় আমি আর মানে থাকতে পারি না। মনে হয়, যে একটুখানি বিছানায় যেয়ে শুই। অথবা কোথাও একদম নিরিবিলি চুপচাপ একটু বসে থাকি বা গান শুনি। নিজের সাথে নিজে একটু সময় কাটাই। সেইটা আসলে আমি একদমই তৈরি করতে পারছি না। মানে আমার আসলে ভীষণ একটা সময় দরকার, যেটা আমার নিজের একান্ত সময়। যেখানে আসলে কেউ আমাকে এত বেশি বিরক্ত করতে পারবে না। অথবা থাকে না? যে সবাই একটু শান্ত থাকুক। বিশেষ করে আমার বাচ্চাটা যেহেতু একদম ছোট।
আচ্ছা। হ্যাঁ। স্বাভাবিক। ইস! হ্যাঁ।
অনেক কিছুই আসলে বোঝে না। আবার অনেক কিছুই দেখা যায় যে বোঝালে বোঝে। কিন্তু এখন কথা হচ্ছে যেহেতু, আ ওর উপর আসলে আমি প্রেশারও দিতে পারব না কোন কিছু নিয়ে। হ্যাঁ? মানে ওর এখন যেহেতু বাড়ন্ত সময়। তো আমি আসলে কিভাবে করলে মানে ওকেও যাতে শান্ত রাখতে পারি এবং নিজেও একটু শান্ত থাকতে পারি এবং বলতে পারেন যে সন্ধ্যার মধ্যে একটা শান্ত বিশ্রাম নিয়ে সময়টা কাটাতে পারি, যাতে রাতের জন্য আসলে এই যে ঘুমোতে যাওয়ার যে প্রস্তুতিটা, সেটা খুব দ্রুত নিতে পারি?
হা। হুম বুঝতে পেরেছি। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে একটা পরিকল্পনা করা দরকার, এবং একটা অভ্যাসের মধ্যে দিয়ে প্রথমত আপনার অভ্যাসটা তো ঠিক আছে, সন্ধ্যার সময় তো এটা অভ্যাসই হয়ে যাবে। তবে আপনার বাচ্চার একটা অভ্যাস করাটা খুব জরুরি। এবং এই তার অভ্যাসের সাথে তার সময়টার সাথে যখন আপনি আপনার সময়টাকে মিলাতে পারবেন, তখনই কিন্তু এই সমস্যাটার একটা সমাধান আসতে পারে। সেক্ষেত্রে আপনার বাচ্চার বয়সটা ঠিক কতটুকু? এবং আপনার পরিবারে আর কয়জন সদস্য রয়েছেন? এই ২ টা তথ্য যদি আমাকে একটু দিতেন।
উ হু। উহ জি। জ্বি আসলে বাচ্চার বয়স বেশি না। ৩ ১/২ বছর। কিন্তু সে বেশ বলতে পারেন যে দুষ্টু প্রকৃতির। হ্যাঁ? এত পরিমাণে দুষ্টুমি করে! মানে তাকে আসলে ধরে বেঁধে রাখা যায় না। আর পরিবারের সদস্য যদি বলতে হয়, তাহলে আসলে আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাসব্যান্ড, এবং আমার ননদ আছেন এবং ননদের একটা ছোট বেবি আছে। তো সেই ক্ষেত্রে আসলে ২ বাচ্চা মিলে আমাদের বাসার অবস্থা বলতে পারেন, যে একদম যাচ্ছে-তাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রেশার এর যে জায়গাটা আরো বেশি থাকে। সন্ধ্যাবেলা তো বলতে পারেন একদমই আমি সময় পাই না। মনে হয় যে রাত যত সামনে আগায়, তত আসলে ওদের দুষ্টুমির মাত্রাটা বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আমি চাচ্ছি যে বাচ্চাটাকে একটুখানি আ ভালোভাবে হ্যান্ডেল করতে যাতে এই যে সন্ধ্যার যে রুটিনটা, একটু যেন আসলে, বলতে পারেন যে বিশ্রামের দিকে যায়। মানে, সবকিছু মিলে আসলে একটা সময় তো থাকে, মানুষের শরীরটা একটু ছেড়ে দেয় বা বিশ্রামটা দরকার পরে। তো সন্ধ্যাবেলা বিশেষ করে আমার বিকেলের পর থেকে শুরু হয়। তারপর সন্ধ্যার মধ্যে আসলে একটু বিশ্রাম না নিলে, দেখা যায় যে মানে শরীলটা আর উঠানো যায় না। বা হচ্ছে হলো গিয়ে মাথাটা ঠিক রাখা যায় না। মাথাটা কেমন ঝিমঝিম করতে থাকে। তো সব মিলে বলতে পারেন যে একটা চাপের মধ্যে যায়।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। অবশ্যই। স্বাভাবিক। হুম, বুঝতে পেরেছি। তবে এক্ষেত্রে একটা জিনিস আমি আসলে একটু আ বুঝাতে চাচ্ছি আর কি আপনাকে। আ আপনার বাচ্চার বয়স হচ্ছে ৩ ১/২ বছর। তার মানে আর যদি ১-২ বছর পরে কিন্তু আপনি যখন তাকে একটা কথা বলবেন সে কিন্তু কথাটা ভালো করে বুঝতে পারবে। হয়তো এখনই পারে কিন্তু অ আর ১-২ বছর পরে কিন্তু আরেকটু ভালো করে বুঝতে পারবে। এমন একটা অ্যা সময় কিন্তু আসবে যে আপনি যখন তাকে বিকেলবেলা ঘুমানোর প্র্যাকটিসটা করাবেন বা সন্ধ্যাবেলায় একটু বিশ্রামের প্র্যাকটিসটা করাবেন তখন কিন্তু একই সাথে করা সম্ভব হবে। তো এই ১-২ বছরের মধ্যে আপনি যদি চান যে সন্ধ্যাবেলায়ও আপনি একটু রেস্ট নিবেন, সে তার মতো করে চলুক। কেননা বাচ্চাদের কিন্তু আ যদি এ এখন যদি তাকে আপনি সন্ধ্যাবেলা ঘুম পাড়ায়া ফেলেন বা সন্ধ্যাবেলা যদি সে বিশ্রামে থাকে তখন দেখবেন যে রাতে কিন্তু তার ঘুমটা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই না? আ তো সেইক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আরেকজন ব্যক্তিকে এই সন্ধ্যার সময়টাতে আপনার বাচ্চাকে যেন দেখভাল করে রাখে সেজন্য ঘরে নিশ্চিত করতে পারেন আরকি। তো সেক্ষেত্রে আপনার পরিবারের কোন সদস্য কি এমন অ আগ্রহী রয়েছেন যে কিনা অন্তত সন্ধ্যায় ২ ঘন্টার জন্য আপনার আ বাচ্চার সাথে খেলাধুলা করবে অথবা তাকে দেখভাল করে রাখবে? যে সময়টাতে আপনি হয়তো অন্য রুমে গিয়ে একটু বিশ্রাম নিলেন?
হুম, জ্বী। হু, হু। হুম, জ্বী। হু, হু। উম না, আসলে এরকম কোন সদস্য নেই। দেখা যায় যে সন্ধ্যাবেলা মূলত হয় কি? পরিবারের অন্যান্য যারা সদস্যরা আছেন, আ তারা মূলত আসলে সন্ধ্যাবেলা একটু নাস্তা করেন। দেখা যায় বেশিরভাগ নাস্তাটা আমারই বানাতে হয়। আম তো সেই ক্ষেত্রে এক তো বাচ্চা সামলাতে হয়, বাচ্চার যাবতীয় কাজ করতে হয় এবং অন্যান্য সদস্যদেরকে আসলে নাস্তার যে বিষয়টা সেটা তৈরি করে দিতে হয়। তো সব মিলে বলতে পারেন, যে এক প্রকার প্রচুর চাপের মধ্যে যায়। তো এই যে সারাদিনের একটা ধকল শেষ করে হচ্ছে হলো গিয়ে, দেখা যায় যে একটু বিশ্রামের যে জায়গাটা, সেটাও আসলে আমি সুযোগ পাচ্ছি না। এবং বিশেষ করে যখন আমি কোনো কাজ করি, তখন আসলে আমার বাচ্চা প্রচুর পরিমাণে আমাকে, বলতে পারেন যে জ্বালাতে থাকে। মানে মূল ফোকাস টা আসলে সে চায়। তো সেই ক্ষেত্রে আসলে ফোকাস দিতে গেলে, দেখা যাচ্ছে যে আমি অন্যান্য কাজেও কিন্তু আমার ব্যাঘাত ঘটে এবং বিশ্রাম তো নিতেই পারি না। দেখা যায় যে আমার মানে কোন কাজই ঠিকঠাকভাবে হয় না। তো বলতে পারেন যে একপ্রকার মানে দৌড়ের উপর আছি।
আচ্ছা। হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। ইশ! হ্যাঁ। ইশ! আহারে! হুম, না আসলে বিষয়টা কিন্তু বেশ এ দুঃখজনক। কারণ এতদিন ধরে এত কষ্টের মধ্যে আপনি আছেন এবং আ কেউ যদি একটু সাহায্য করার থাকতো, সেক্ষেত্রে আপনার শখটা আরেকটু সহজ হওয়ার একটা প্রবণতা থাকত আরকি। বিষয়টা আসলে সত্যিই খুব দুঃখজনক। তবে আমি বলব কি আপনি কিন্তু এখানে, এই যে আপনার বাচ্চা যে একটু দুষ্টুমি করে, এক্ষেত্রে কিন্তু একটা ইতিবাচক দিক রয়েছে। আ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে, যে সকল বাচ্চারা ছোটবেলায় একটু বেশি দুষ্ট হয়, তারা কিন্তু বড় হয়ে বেশ মেধাবী হয়ে থাকে। আর প্রত্যেকটা মা-বাবারই কিন্তু একটা চাওয়া থাকে, ইচ্ছা থাকে যেন তার সন্তান মেধাবী হয়। তাই না? তো সেক্ষেত্রে আপনি এটাকে কিন্তু, অ ঠিক আছে মন খারাপ থাকে তবে মনে, মনে একটু আনন্দও কিন্তু আপনি আ ছড়াতে পারেন এক্ষেত্রে, যে আপনার বাচ্চাটা আ একটু দুষ্টুমি করে। এ বিষয়টা নিয়ে এটাকে নেতিবাচকভাবে না দেখে আপনি একটু ইতিবাচকভাবে দেখতে পারেন। তবে এই সময়টা জন্য যেহেতু আপনি আমার থেকে সমাধান চাচ্ছেন, সেক্ষেত্রে যেটা দরকার; একটু সময়ের দরকার। আপনি যদি ১৫ দিন, ১ মাসের সময় নিয়ে আপনার বাচ্চার এই বিকেলবেলা ঘুমানের অভ্যাসটা তৈরি করেন, হ্যাঁ? সেক্ষেত্রে আ তাকে ঘুম থেকে উঠানোর পর সে যেন খেলাধুলা করে। হুম? দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু অ বসে থাকার পরে সে যেন খেলাধুলা করে। এই জিনিসটা আপনি মানে কায়িক পরিশ্রমের যে খেলাধুলা আছে সেগুলা। হ্যাঁ? সেগুলো করাতে পারেন। যেমন ৩ ১/২ বছর তার। আপনি কিন্তু তাকে চাইলে একটা ছোট্ট সাইকেল যেগুলো আছে আরকি যে ৪ চাকার যে সাইকেল গুলা। সেগুলা কিনে দিতে পারেন অথবা আ একটু বাইরে নিয়ে গিয়ে, সে যেন অন্যান্য বাচ্চাদের সাথে একটু দৌড়াদৌড়ি করে, পার্কের মধ্যে নিয়ে যেতে পারেন। হ্যাঁ? সেখানে গিয়ে সে যেন একটু খেলাধুলা করে। মোট কথা, শারীরিক পরিশ্রমটা করানোর যদি অভ্যাস করেন, দেখবেন যে একটা সময় সে কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরে আসবে, তখন কিন্তু সে একটু ঘুম, ঘুম তার হবে। আর আরেকটা জিনিস! সেটা হচ্ছে যে, ছেলে সন্তানরা বা মেয়ে সন্তানরা মানে, বাচ্চারা কিন্তু তার বাবা-মা থেকেই শিখে। তো আপনারাও যদি বিকেলবেলা, সবাই মিলে এরকম একটু রেস্ট নেওয়ার একটা অভ্যাস তৈরি করতে পারেন, সেক্ষেত্রে একটা সময় হয়তো একটু দেরি হবে, কিন্তু একটা সময় সেও কিন্তু এই অভ্যাসটার সাথে একটু খাপ খাওয়ানোর একটা ব্যাপার চলে আসতে পারে। আপনার কি মনে হয় এভাবে কি করা যায়?
উম জি। হু, হু। হুম, হুম। জ্বি। হুম, হু। জ্বী। হু। জ্বি। হু, হু। আচ্ছা। হ্যাঁ আসলেই আপনি যেভাবে বলেছেন, এভাবে কিন্তু কখনো করার চেষ্টা করি নাই। আমি মূলত ওইযে বাচ্চা খেলতে থাকে, বাচ্চার সাথেই সময় কাটাই, এবং বাচ্চা জেদ করে। জেদ পালন করাতেই দেখা যায় যে ব্যস্ত থাকি। মাথায় ওইরকমভাবে আসলে বিষয়টা কখনো আসেইনি। যে ওকে নিয়ে একটু শুই, এভাবে করতে, করতে ওরও একটা অভ্যাস হয়ে যাবে, এবং আমিও আসলে বিশ্রাম নিতে পারব। মানে এইভাবে যদি কেউ আমাকে বলত, হয়তো আমি একটু চেষ্টা করতাম। কিন্তু আসলে কেউ ওভাবে বলেওনি, এবং বুঝিওনি। মানে আপনি কিন্তু বেশ ভালো বলেছেন। তো পরিবারের অন্যান্য যেসব সদস্য আছেন, তাদেরকেও আসলে বিষয়টা বুঝিয়ে বলতে হবে আমার। কারন, <smacks lips> পরিবেশটা যদি আসলে ওইরকমভাবে আমরা নাই রাখি, তখন দেখা যাবে যে বাচ্চা তো ঘুমাতেও পারবে না। তো সেই ক্ষেত্রে আসলে সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশটা যদি ওরকম করি যে বিকেলের দিকে আমরা একটু উম ঘুমোতে যাই, তাহলে এইযে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠবে। সন্ধ্যাবেলাও আসলে দেখা যায় যে সবাই একসাথে বসে একটু নাস্তা-টাস্তা করল। মানে একটু গল্পগুজব করল। তো সেইটা আসলে দেখা যায় যে একটু মনটা ভালো থাকে। মানে মূলত আমার একদম সন্ধ্যাবেলা বলতে পারেন যে এইযে বাচ্চা-কাচ্চা সামলে, মানে সন্ধ্যার নাস্তা বানাতে যেয়ে ভীষণ বেগ পেতে হয়। কারণ বাচ্চা এতো প্রচুর পরিমাণে জ্বালাতে থাকে। আবার দেখা যাচ্ছে যে যতটুকু সময়ের মধ্যে আমি কাজগুলো শেষ করব, তাও পারছি না। মানে লেট হচ্ছে দ্বিগুণ। তো সেইক্ষেত্রে আপনি যেটা বললেন আমি অবশ্যই আসলে মেনে চলার চেষ্টা করব। আর যেটা বললেন যে আসলে মা হিসেবে আমার আসলে একটুখানি আ খুশি হওয়া উচিৎ, যে আমার যে বাচ্চাটা দুষ্টু এবং পরবর্তীতে সে আসলে বুদ্ধিমান হবে। তো এটা শুনে বেশ ভালো লাগলো। তো আমি আসলে চেষ্টা করব নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখার, তার উপর রাগ না করার, বা তাকে বকাঝকা না করার। তো আসলে সে বাচ্চাতো এখন তাকে বকলেও সেও বুঝবে না, বা বোঝালেও সে বুঝবে না। তবে আমি চেষ্টা করব মূলত আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করার। তো আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে বিষয়গুলো আমাকে বুঝিয়ে বলেছেন। মানে আমি অ্যা তা না হলে আসলে বুঝতেই পারছিলাম না যে আসলে আমার কি করা উচিত! মানে এত বেশি টেনশন এর মধ্যে ছিলাম! তো আপনি কিন্তু আমার অনেক সাহায্য করলেন। তো ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা। আচ্ছা। সেটাই তো! হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ইশ! আসলেই। অবশ্যই। অবশ্যই। হুম বোঝা যাচ্ছে। জি, জি অবশ্যই। আপনাকেও আসলে অনেক ধন্যবাদ, আর আপনাকে যে একটু হলেও সাহায্য করতে পেরেছি এটাও কিন্তু আমার ব অনেক বড় একটা প্রাপ্তি। তবে বিষয়টা কি এই অভ্যাসটা কিন্তু ধীরে, ধীরে তৈরি হবে। তো সেইক্ষেত্রে আপনাকেও একটু কষ্ট করতে হবে। এই চিন্তাটাও আপনি মাথায় রাখতে পারেন আরকি! রাখলে জিনিসটা আরেকটু সহজ হবে। তো আমি আশা করব যে মায়ের যে একটা মন রয়েছে, সেটা আপনার ভেতরেও অনেকটা গভীর, আমি বুঝতে পেরেছি। হয়তো একটু ক্লান্তি ভাবটা একটু বেশি চলে এসেছে আরকি! তবে খুব শীঘ্রই যেন এই সমস্যার সমাধান হয়। এটাই আশা করব অনেক শুভকামনা রইলো আপনার, এবং আপনার বাচ্চার জন্য। ভালো থাকবেন।
উঁ হুঁ। উম জি। উম-জি।